জি, জি, জি। এখনো পরিচিতর মধ্যে পরিচিত। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কেউ 'বি নেগেটিভ' বের হচ্ছে না আমাদের। তো আমরা বললাম যে ঠিক আছে, যে যার ওয়াল থেকে আ নিজস্ব মত করে একটা করে পোস্ট করো আ যে আমাদের 'বি নেগেটিভ' রক্ত দরকার। তো আমি আমার ওয়াল থেকে যখন করলাম এটা তো আমার যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আমার এ অ্যা অ্যা আমার যে বন্ধুর যে গ্রুপ বিশেষ করে হচ্ছে সমাজ যোগাযোগ মাধ্যমগুলোতে ২ জায়গায় আমি পোস্ট করলাম এবং দ্রুত সেখান থেকে কিন্তু ফলাফল চলে আসলো। এই যে একটা বিস্তর জায়গা অনেকগুলো বন্ধু-বান্ধব যেখান থেকে কেউ না কেউ একজন সাড়া দিলো যে আমার কাছে 'বি নেগেটিভ' রক্ত আছে আমার পরিচিতর মধ্যে আমি দিতে পারব। তো তার সঙ্গে যোগাযোগ হলো, মেসেজিং হলো, আ তার নাম্বারটা পেলাম। তাকে বললাম যে ভাই এরকম বিপদে পড়েছে, আমার নিকটাত্মীয় আমার শরণাপন্ন হয়েছে। আপনারা যেহেতু রক্তযোদ্ধা আপনি চাইলে একটা জীবনকে বাঁচাতে পারেন জি, জি। তো তিনি চলে গেল। আপনার ঠায় আমি কিছুই করলাম না। আমি জাস্ট তাকে ঠিকানাটা দিলাম। ওই নাম্বারটা দিলাম যায়ে যে সংগ্রহ করতে চাচ্ছে যার জন্য প্রয়োজন। তো তিনি চলে গেল একটা সম্পূর্ণ
ওয়াও! হু, হু জি। আচ্ছা। হু। রক্ত দিতে পারেন এখানে, হ্যাঁ, জি, জি। আচ্ছা, আচ্ছা। এর আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই ঘটনাটার মাধ্যমে যে real লাইফ বন্ধুত্ব বা অনলাইন বন্ধুত্ব এই দুটার পরিসরের যে বিষয়টা সে বিষয়টা শেয়ার করলেন। কারণ অ্যা অনলাইনে একশ একটা জায়গা থেকে যতগুলো মানুষের কাছে পৌঁছানো যায় সেটা আসলে বাস্তবে almost বলা যায় যে কঠিন। এটা আসলে সম্ভব না। এরকম একটা পর্যায়ে চলে যায় কিন্তু। তো খুব সহজেই আপনি বললেন, যে আপনি একটা পোস্টারের মাধ্যমে এতগুলো মানুষের কাছে পৌঁছেছেন সেখান থেকে আপনি একটা ফিডব্যাক পেয়েছেন এবং সেই অনুযায়ী সে রক্ত দিতে কিন্তু চলে যাচ্ছিল। যেটা আসলে বাস্তবে হয়তো আপনাকে প্রায় সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেত। এটা কিন্তু একটা definitely একটা benefit আ অনলাইন ঘনিষ্ঠতার। তো আপনি যেটা বলছিলেন তারপর?
জি, জি। জি, জি। নিশ্চয়ই। উহু। জি, জি। নিশ্চয় তাই। উহু। নিশ্চয়ই, নিশ্চয়ই তাই। উ, হু। এ এরপরে হচ্ছে আমি তখন আসলে বুঝতে পারলাম আপনি যেমনটি বলছিলেন যে রিয়েল লাইফের যে বন্ধুগুলো রয়েছে, এদের হচ্ছে মানে পরিসংখ্যানটা খুব কম। এর এরা হচ্ছে জীবনের সঙ্গে খুব আত্মিক ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। কিন্তু এরা সংখ্যায় কম। এবং তাদেরও একটা নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। আমি আ কেউ চাইলে 'বি নেগেটিভ' রক্ত শরীলে বানায় উৎপাদন করে দিতে পারবে না। কিন্তু এই যে অনলাইন এর যে সম্পর্ক, এখানে আসলে বিস্তরটা বেশি। এটা একটা আকাশের মতো। আ এই আকাশের মধ্যে অনেকগুলো অ নক্ষত্র তারা যেরকম থাকে মেঘ, মল্লা, পশু-পাখি সবার যে একটা বিচরণ তো এইরকম একটা জায়গায় আমার কাছে মনে হয় যে অনলাইনে গড়া সম্পর্ক আর রিয়েল লাইফ এর বন্ধুত্বের মধ্যে একটি জায়গায় তফাৎ আমি সবচেয়ে অনুভব করি যেটা বিস্তর। অনলাইনটা অনেক বিস্তৃত আর যেখানে হচ্ছে রিয়েল লাইফটাও হচ্ছে একটু কম বিস্তৃত জি, জি, জি।
জি। হুম। হুম। হ্যাঁ। <chuckles> না সেটা তো সম্ভব না। জি। হুম। একদম ঠিক বলেছেন। জি। বিস্তর, হ্যাঁ। অনেক সুন্দরভাবে বললেন actually বিশেষ করে আপনার উপমার যে ব্যবহারটা আপনি হচ্ছেন, বললেন পাখি সহ বিভিন্ন অনেকগুলো প্রাণীর কথা বললেন। বেশ ভালো লাগলো অ্যাকচুয়ালি। এবং আপনি নরমালি অনলাইন অনলাইন সম্পর্কের বিষয়টাকে পজিটিভলি নিচ্ছেন। বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে অনলাইনে গড়া সম্পর্ক সম্বন্ধে আপনার ধারণা কী? বিশেষ করে সেটাকে যদি real লাইফের সম্পর্কের বিরুদ্ধে দাঁড় করানো হয়, সবাই কিন্তু real লাইফ সম্পর্ক সম্বন্ধে পজিটিভটা বলে, অনলাইন সম্বন্ধে নেগেটিভটা বলে। আপনি বরঞ্চ এই কাতারে বলা হয় একটু বিরল যেখানে আপনার চ মন্তব্যটা আসলে অনলাইনের দিকে পজিটিভভাবে গিয়েছে। এইটা কারণ কি? আপনার মধ্যে এই রকম চিন্তাভাবনার ভিন্নতার কারণ কি?
উহু। জি, জি। উহু। আচ্ছা, আচ্ছা। নিশ্চয়ই। <chuckles> আচ্ছা।

আমি বর্তমানে যে একেবারে এ বর্তমান যুগের আমি যে প্রজন্ম তেমনটি বলছি না। আমি আসলে ২ প্রজন্মকেই দেখলাম। যে আমরা যে সময় বেড়ে উঠেছি, আমাদের যে সময় শৈশব, কৈশোর, যৌবনকাল গেছে। সেই সময়টা পার করে আসার পর যখন এখনকার যে Gen Z র যে আমরা বলছি। যে তাদের যে বর্তমান অনলাইনের যে একটা ধারা এবং সেখানে যে তাদের একটা সাম্পর্কিক সম্পর্কগুলো যেভাবে গড়ে ওঠা। সেটির মধ্যে আমি একটা বন্ধন দেখেছি এইভাবে। আ যে যেটা বাস্তব জীবনে আসলে আদৌত সম্ভব নয়। আমি আছি এখানে আমার বন্ধু আছে চিটাগং এ। আমাকে সম্পর্কের মধ্য থেকে এই এই নিবিড় সম্পর্কের যে বন্ধু আমার চিটাগং এ রয়েছে, আর আমি যেহেতু উত্তরবঙ্গে রয়েছি। এই ২ জায়গা থেকে একটা আ বোঝাপড়ার জায়গা এবং সশরীরে এসে সামর্থ্য দিকে বাইরে গিয়ে একটা আম যে একজন আরেকজনের সঙ্গে সহযোগিতা করে। সেটি কিন্তু আসলেও কম সম্ভব। হ্যাঁ? যেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে বন্ধুগুলোদের যে জায়গায় যেখানে অবস্থান করি না কেনো। এ খুব দ্রুত তাদের সঙ্গে একটা যোগাযোগ করে। তাদের সাথে দেখা পড়া কিংবা বোঝাপড়ার একটা জায়গা তৈরি করা যাচ্ছে।
আচ্ছা। জ্বী, জ্বী। <chuckles> জ্বী। হুম। জ্বী, জ্বী। সম্ভব হচ্ছে। হ্যাঁ, এটা ভালো বলেছেন। জ্বী। একদম, একদম। তো এটা কিন্তু বেশ মানে দুর্দান্ত একটা সেন্টিমেন্ট বলা যায়। যে সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে এভাবে ভাবতে পারে না। যে বর্তমান প্রজন্মে তারা অ্যাকচুয়ালি একটা ভালো কিছু করছে। বিশেষ করে ডিজিটালাইজেশন এর যে প্রজে ব্যা ব্যাপারটা ব্যাপার এবং হচ্ছে নেটওয়ার্কিং এর যে বিষয়টা। পৃথিবীর যে যে যে জায়গায় থাকুক না কেনো। সে কিন্তু তার জায়গা থেকে সম্পর্ক বজায় রাখতে পারছে এবং আপনি যেটা বললেন। যে প্রয়োজনে সাহায্যও করতে পারছে। এই যে সুযোগটা যেটা Gen Z করছে সুযোগটা তারা লুফে নিয়েছে এবং সে অনুযায়ী তারা চেষ্টা করছে। এটাকে কিন্তু অনেকে কনসিডার ই করে না। সেটাতে আপনি সবার ১ম এই বললেন আরকি। তো
জ্বী, জ্বী। হু, হু। নিশ্চয়ই, নিশ্চয়ই। হু, হু। জ্বী, জ্বী।
নরমালি ব পূর্ণবর্তী এ অবশ্যই, অবশ্যই।
না, ভালো দিক তো রয়েছে নিশ্চয়ই। হয়তো আমরা উ উপস্থাপনটা করি না সেইভাবে।
হ্যাঁ, এটা ঠিক বলেছেন উপস্থাপন করেন। উপস্থাপন যদি করতে হয়, যে রিয়াল লাইফ এর কোনো জায়গাটা? অনলাইন এর চেয়ে বেটার আপনার কাছে মনে হয় সেক্ষেত্রে কি বলবেন?
তাই না? হু, হু। হু, হু। রিয়াল লাইফ বন্ধু হচ্ছে আমি যখন রাত্রেবেলা বিপদে পড়ি। যে আমি আ হঠাৎ হয়তো আমি অসুস্থ হয়ে গেছি আ কিংবা আমার পরিবারে কেউ অসুস্থ হয়ে গেছে। ইভেন আমার পরিবারে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য আমার সাপোর্ট দরকার। তখন কিন্তু অনলাইন এর বন্ধু আমার কোনো কাজে লাগবে না। তো অনলাইন এ আমার পোস্ট দিয়েও কোনো কাজে লাগবে না। তো রিয়াল লাইফ এর বন্ধু এক্কারে রিয়াল লাইফ এই আমার প্রয়োজন। আ যেখানে আমি হচ্ছে অবস্থান করছি। এ সেই জায়গায় হচ্ছে আমার বন্ধুগুলো খুব বেশি আমাকে আত্মিক এবং ঘনিষ্ঠভাবে আমার পরিবারের সাথে সম্পর্কযুক্ত। এগুলো হচ্ছে অন্য বন্ধুরা নিতে পারে না। যেমনটি আপনি ১ম এ বলছিলেন। যে এটা আসলে কোনো জায়গায় কন্ট্রাডিকশন টা বাধে। এখানে পার্থক্যটা কোথায় তৈরি করে? পার্থক্যটা হচ্ছে রিয়াল টাইম বন্ধুগুলো হচ্ছে আমার বাস্তবিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। কিন্তু অনলাইন বন্ধুগুলো আমার একটা এমন একটা বিস্তৃতি তৈরি করছে। যেখানে গোটা পৃথিবী জুড়ে আমাকে কিন্তু সাহায্য সহযোগিতার যে জায়গাটা, সেটি কিন্তু তারা উন্মুক্ত করছে আমার দ্বারটা। আর রিয়াল লাইফ টা আমার রিয়াল লাইফ যতটুকু আমার বিস্তর। যতটুকুতে আজ আমি পরিবেষ্টিত চলাফেরা করি। যে সেখানে তারা আমার প্রভাব বিস্তার করছে।
জ্বী। হুম। <chuckles> জ্বী, জ্বী। হু, হু। হ্যাঁ। জ্বী, জ্বী। সুযোগ একটা থেকে যাচ্ছে। জ্বী, জ্বী। একদম। হুম।